তো এটার জন্য অবশ্যই বাবা-মার দায়িত্ব না যে খেয়াল করে দেখা যে, "আচ্ছা আমার বাচ্চাটা দেখছেটা কি? আমি একটু খেয়াল করে দেখি?" সেটা তো বাবা-মারও টাইম নেই, কারণ তারা অফিস-আদালত সবকিছু শেষ করে যখন বাসায় আসে তারাও ফোন নিয়েই ব্যস্ত থাকে। তো আমার ক্ষেত্রে আমি যেটা করেছি সেটা হচ্ছে জি, জি,
হ্যাঁ, তাই তো। হুম। আচ্ছা এই তো একটা প্রবলেম। মানে এটাতো বুঝতেই পারছেন এবং আপনি যেভাবে বললেন সেখান থেকে বোঝাই যাচ্ছে যে, এটা একটা বিশাল একটা প্রবলেম। তো এই যে আ বাবা-মার আ খেয়াল না করা বা মনিটরিং না করা, এই কারণে কি, কি সমস্যা হচ্ছে বলে মনে হয় বিশেষভাবে সম্পর্কের দিক থেকে?
একদম।